না এইটা তো আসলে বেশ ভালো যে, আপনি আসলে জানার চেষ্টাও করেন যে, জায়গাটা আসলে আপনার জন্য নিরাপদ কিনা? বা আপনি আসলে যেখানে যাচ্ছেন, ওখানে আপনি বিপদে পড়তে পারেন কিনা? তো সেক্ষেত্রে কিন্তু আসলে SOS এর ব্যাপারটা বা, যেটা বলছিলেন একটা স্যাটেলাইট ফোনটা রাখেন। যেটা কিন্তু আসলে একটা কমন অ্যা একটা মানুষের কাছে কিন্তু থাকে না। কিন্তু এটা আপনি রেখেছেন, যেহেতু আপনি একা ভ্রমণ করেন। তো বিষয়টা চাঞ্চল্যকরও বলা যেতে পারে বা বলা যেতে পারে এটা আসলে আপনার সেফটির ব্যাপারও তো সেক্ষেত্রে, বিষয়টা নিঃসন্দেহে ভালো। তো এক্ষেত্রে কি কখনো এমন হয়েছে যে আপনি আসলে একলা ভ্রমণে বেরিয়েছেন, তো আসলে বিপদের সম্মুখীন হতে হয়েছে? তখন আসলে আপনি জিনিসকে সামলেছিলেন কিভাবে?
হ্যাঁ, একদম। হুম। হ্যাঁ! ঠিক বলেছেন। ঠিক বলেছেন। আচ্ছা। এক্ষেত্রে আসলে বলা যায় যে, যেটা হয়েছিল বিপদ বলতে, আমি এইযে আপনার আ আ যখন আসলে সিলেট যাচ্ছিলাম, তখন রাস্তায় আসলে হচ্ছে <smacks lips> আমি একটি বাইকে ভ্রমণে আসলে বেরিয়েছিলাম। তখন আসলে ঐযে দস্যুদল বলে হ্যাঁ, হ্যাঁ, একাই আসলে ও দস্যুদল আসলে রাস্তার মাঝখানে একটি গাছ ফেলে একটি বাস এবং আ আটকাচ্ছিল। আমাকে আসলে চেষ্টা করতেছিল তো, তখন আসলে আমি যেটি করেছিলাম যে, আ আমি সাথে, সাথে হচ্ছে একটু পিছনে ছিলাম বলে আমি আ খুব দ্রুত গাড়িটিকে ঘুরিয়ে একটু নিরাপদ দূরত্বে গিয়ে আসলে আ যেটা করেছিলাম যে আ তিওব জরুরি সেবা যে 999 এ ফোন করে আসলে পুলিশ এনে শেষ পর্যন্ত ওদের ডাকাতি <scoffs> শেষ করার আগে ওই বাসটাকে আসলে শেষ করার আগেই আসলে তাদেরকে ধরতে পেরেছিলো। এবং তখন আসলে ওই যাত্রায় বলতে বেঁচে গিয়েছিল একদম।
আচ্ছা। বেরিয়েছিলেন। অখ তখন কি একাই ছিলেন? ওহহো! বিষয়টা কিন্তু ভয়ংকর! হ্যাঁ। গিয়েছিলেন, হ্যাঁ। না, বিষয়টা কিন্তু আসলে খুব ভয়ংকর বলা যেতে পারে। বা, বলা যেতে পারে এডভেঞ্চারাস ও। কিন্তু এ এক্ষেত্রে কিন্তু আসলে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছিল?
হ্যাঁ। আসলে আমি বু যেটুকু দেখেছিলাম যে, তারা তো আসলে মূলত ক্ষতি করার উদ্দেশ্যে আসে না। তারা আসে মূলত আসলে লুট করার উদ্দেশ্যেতে একদম, একদম। তো সেই কারণে আসলে চুরি বা ডাকাতি যেটাই বলেন না কেন? ছিনতাই করার মতো ঐরকম আসলে বিষয়টা ছিল আরকি। তো সেক্ষেত্রে আসলে
উম ছ ডাকাতি করতে এসেছিল। হ্যাঁ। আহ না বিষয়টা অবশ্য ভাগ্যের ব্যাপার যে আপনি আসলে ওই একটা জায়গা থেকে বেরিয়ে এসেছিলেন। তো এক্ষেত্রে কিন্তু আসলে আপনার ভাগ্যও কিন্তু সহায়ক ছিল। তো ভবিষ্যতে এমন কোন জায়গা আছে কি? যেখানে আসলে একা যেতে ভয় পান?
একদম। একদম, একদম।